আসলে আমি বেশ কিছুদিন ধরে একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আমি কি যে করব, ঠিক করে বুঝে উঠতে পারছি না। আসলে আমি মাঝে, মাঝে বুঝি না আমি কেন কোন সিদ্ধান্তের আগেই এভাবে ভেঙে পড়ি? বাইরে থেকে আমাকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আমি ভেতরে, ভেতরে কতটা অস্থির। সবাই বলে আমি খুব ভেবে চিন্তে কথা বলি, দায়িত্বশীল মানুষ। কিন্তু সত্য ঘটনা হলো আমি এত বেশি ভাবি যে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তেই পৌঁছাতে পারি না।
হু, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি।
আ আমি আসলে পরামর্শ করার জন্য ম মানুষ খুঁজছিলাম। সেই জন্যই আপনার কাছে আসা। আমি আপনার কাছে একটু পরামর্শ নিতে আসছি। যে আমি আসলে বুঝতে পারছি আমার অতিরিক্ত চিন্তা ভাবনা একদিন আমাকে বড় সিদ্ধান্ত নেওয়ার অযোগ্য করে ফেলবে।
হুম, হুম।
এই একটা চিন্তাই আমাকে খুব তাড়া করে।
আ
আমার জীবনে বড় সিদ্ধান্ত মানেই ভয়। যেমন ধরুন যে, উচ্চ শিক্ষার জন্য আবেদন করবো বা চাকরি পরিবর্তন করবো বা সম্পর্কের ক্ষেত্রেও। আ সব জায়গায় আমি আটকে যাই যদি আর কিন্তুর ভিড়ে। আমার কাছে মনে হয়, যদি নতুন জায়গায় মানিয়ে না নিতে পারি, যদি আগের চাকরিটাই আসলে ভালো হয় এবং আ নতুন চাকরিতে গিয়ে আমার আফসোস হয়।
আচ্ছা।
যদি জীবনসঙ্গী পছন্দের ক্ষেত্রে আমি ভুল সিদ্ধান্ত নিই। এইযে, যে যদি, কিন্তুগুলো এগুলো এত বড়ো হয়ে উঠেছে যে আমি জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠিকঠাক নিয়ে উঠতে পারছি না। যেমন কিছুদিন আগে আমি একটি খুব ভালো ফার্মে চাকরির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু স আমি চিন্তা করতে, করতে শেষ পর্যন্ত আমি সেই প্রস্তাবটা ফিরিয়ে দিলুম।
আচ্ছা।
আবার যেটা হয়েছে কিছুদিন আগে, আমি যেই চাকরিটায় থেকে আগের চাকরিটা করতে যাইনি, সেই চাকরিটা আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। ওই মুহূর্তের যে অনুশোচনা, সেটা আমাকে এখনো গ্রাস করে চলেছে।
আসলে আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটি খুবই আসলে দুঃখজনক একটা ব্যাপার। আর আপনি এই যে এত কঠিন একটা সময় আসলে পার করছেন যেখানে আপনি মানসিকভাবে এত ভেঙে পড়ছেন। আপনার মধ্যে হতাশা তৈরি হচ্ছে। আপনি খুবই মন কষ্টতে আছেন। তো আমি আসলে আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই যে অনুশোচনা কিংবা আসলে ডিসিশন নিতে না পারা বা অতিরিক্ত চিন্তা করা, এই ঘটনাটা আসলে কেন হচ্ছে? কিংবা কোনো সূত্রপাতের আ জের ধরে কি জিনিসটা হচ্ছে কিনা? বা আ কখনো এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে থেকেই আসলে এই জিনিসটার উৎপত্তিটা শুরু হয়েছে?
নে আমি এই রকম স সিদ্ধান্ত নিয়ে এবং বেশ কয়েকবার ভুল সিদ্ধান্ত নেওয়া থেকেই আমি এই রকম একটা পর্যায়ে চলে এসেছি। আ আর আমার এই যে, যে পুরোনো অভিজ্ঞতা গুলো যেমন ধরেন যে, আ আমার বেশ কিছু বন্ধুদের সাথে আমার বিচ্ছেদের ঘটনা ঘটেছে। আমার সম্পর্কের ব্যাপারেও আমি বেশির ভাগ সময় চিন্তিতই থাকি। আবার এই যে, যে আমার একটি দোটানা রকমের অভ্যাস, এই পুরোনো অভিজ্ঞতা গুলো, আমাকে আরো বেশি ভয় দেখায়।
হু, হু।
আবা
বুঝতে পারলাম। আ তো এইক্ষেত্রে আপনি আ আসলে আ কোন ধরনের যে, বড় সিদ্ধান্ত আ আসলে নিতে চাচ্ছেন? যেইরকম আপনি বলছিলেন, আসলে আপনি এখন চাকরিটা অ অনেকটা একটা ভালো ফার্মে চাকরি পেয়েও আসলে আপনি ছেড়ে দিয়েছেন। এখন আপনি আ যে চাকরিটাতে আছেন, যে কর্মক্ষেত্রে আছেন, সেটিও আপনাকে ছেড়ে দিতে হচ্ছে। আ এ সেইখানে ছেড়ে দেওয়ার আসলে যদি অ্যা পার্সোনাল না হয়, তাহলে এ যদি বলতে পারেন যে, কেন ছেড়ে দিচ্ছেন কিংবা আ আসলে এখন পরবর্তী সময়ে আপনি কিভাবে চাচ্ছেন যে আপনি এই জিনিসটাকে চেঞ্জ করবেন, কিংবা নতুন একটা ফার্ম এ জয়েন করারও চিন্তা ভাবনা করছেন কিনা?
আমি আপনাকে একটু খুলেই বলি বিষয়টা। আসলে আমি একটি নন প্রফিট অর্গানাইজেশন এ চাকরি করি। যেটা Non-government. তো এখানে যেটা হয়েছে আমরা তো বিভিন্ন সংস্থার আ দেওয়া aid এবং হচ্ছে অনুদানে আমাদের এই সংগঠনটা চলে। তো আমাদের এই সংগঠন মোটামুটি খুবই সম্মানজনক একটি সংগঠন। কিন্তু হঠাৎ করে যেটা হল আমাদের এখানে ওই অনুদান গুলো আসা কমে গেল এবং সেইজন্য কর্মী ছাটাই করা শুরু করল। এবং এই কর্মী ছাঁটাই করার কিছুদিন আগেই আমি খুবই ভালো একটি কোম্পানি তে চাকরি পেয়েছিলাম। আমি সেখানে যাইনি এটা ভেবে যে এতদিন ধরে এখানে কাজ করছি এখানে আমার একটা মায়া তৈরি হয়েছে। এখন হঠাৎ করে আবার নতুন পরিবেশে গিয়ে গিয়ে নতুন মানুষের সাথে আবার নতুন করে পরিচিত হওয়ার চেয়ে এই সংগঠনেই থাকি বা এখানেই কাজ করি। কিন্তু
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরে
এই খুব নিকটে যেটা হল, এই ফ অর্থের উৎস গুলো বন বন্ধ হয়ে যাওয়ার কারনে, কর্মী ছাঁটাইয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমার সংগঠনে নিতে হল। তখন আসলে, আমার হায়য়ার অফিসিয়ালস দেরও কিছু করার ছিল না। বা আমিও আসলে তেমন কিছু করার সুযোগ পাইনি। এখন এই যে, যে, একটা সময়, যেই সময়ে আমি এখন আগের চাকরিটাও ফিরিয়ে দিয়েছি, আমার বর্তমান চাকরিটাও নেই। এই জায়গায় আমি আসলে আটকে গিয়েছি। আমি এতদিন শুধু ঝুঁকি এড়িয়ে যেতে চেয়েছি কিন্তু আমি আসলে। এই, এরকম ঝুঁকিতে পরে যাব এটা আসলে আমি কখনো বুঝতে পারিনি। এবং এই একটা জিনিস আমাকে খুব তারা করে যে, মানে আমি যে আসলেই নিজে কি চাই? আমি সেটা কখনো বুঝে উঠতে পারি না। আমি ঝুঁকি মানেই ভাবি বিপদ। আমি ঝুঁকিতে কখনো সম্ভাবনা দেখি না। আমি ঝুঁকির শুধু ক্ষতির দিকগুলোই দেখি এবং এগুলোই আমাকে তারা করে। ঝুঁকি নিলে যে ভালো কিছুও হয়, এই বিষয়টা আসলে আমার নিজের মধ্যে আসছে না এখনো।
জি, অবশ্যই। হুম। আচ্ছা, হূম, হূম। বুঝতে পারছি। আ এক্ষেত্রে কিন্তু আপনি যেটি করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনি আসলে কোথায় যাচ যেতে চাচ্ছেন কিংবা আপনি আপনার নিজের জন্য কিন্তু একটি লক্ষ্য নির্ধারণ করতে পারেন। যে, "আমি কিন্তু এই জায়গাটায় যেতে চাই।" এইক্ষেত্রে আসলে যেটি বলছিলেন ঝুঁকির কথা। আ সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা risk analysis করতে পারেন। যেরকম আপনি আ যেখানে আছেন কিংবা আসলে যে পজিশনটা আছে, সেখান থেকে যখন অন্য কোনো কিছুতে আসলে যেতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি চাইলে ২ টোর মধ্যে তুলনামূলক পার্থক্য করে দেখতে যে সেখানে কতটুকু আপনি benefitted হতে পারেন বা আপনি আসলে কতটুকু সেখান থেকে আ আ unique কিছু একটা পাবেন কিংবা এক্ষেত্রে আপনার কতটুকু লস হতে পারে, লাভ হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে analysis করে দেখতে পারেন। আর আরেকটি ব্যাপার যেটি হচ্ছে, যদি এরপরও একান্ত এরকম হয় যে, আপনি আসলে আ কোনোভাবেই লক্ষ্যগুলি স্থির করতে পারছেন না, আপনার মধ্যে বারবার আ ভয় কাজ করছে, হতাশা কাজ করছে কিংবা যখনই আপনি আসলে কোনো ধরনের আ এই সিদ্ধান্ত দিতে চাচ্ছেন, তখনই আপনার মধ্যে এরকম anxiety হচ্ছে। তো, সেক্ষেত্রে কিন্তু এখন যেটি হয়, অনেক বড়ো বড়ো প্রফেশনালস আছে, আ থেরাপিস্ট আছে, যারা হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলো নিয়ে কাউন্সেলিং করে থাকে। যেরকম আপনি তাদের সাথে কথা বললে যেটি হবে, তারা আপনার যে সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু তারা শুনবে। অ্যান্ড সেইভাবে আপনাকে কিছু হয়তোবা থেরাপি কিংবা medication দিতে পারে। যেই কারণে দেখা যাবে, আপনার হয়তো কিছু স্থবিরতা আছে। আ অন্যদিকে আরেকটি কাজ যেটি আসলে আপনার করতে পারেন যে, আপনি কিন্তু আপনার নিজের ফোকাস বাড়ানোর জন্য ছোটো, ছোটো আসলে এক্সারসাইজ করা কিংবা যখনই আপনি এই ধরনের আ ব্যাপারগুলো বেশি হচ্ছে, তখন কিন্তু নিজেকে একটু শান্ত করার জন্য ধ্যান করা, শ্বাসপ্রশ্বাসের যে ছোটো, ছোটো ব্যায়াম আছে, এই ধরনের ব্যাপারগুলো ট্রাই করতে পারেন। এগুলো কি কখনো ট্রাই করা হয়েছে কিংবা এগুলো নিয়ে কখনো চিন্তা করা হয়েছে?
ফলে, আপনি যেই পরামর্শ গুলো দিলেন, সেগুলো আমি আসলে কখনো এভাবে ভেবেও দেখিনি। আমার কাছে সবসময়ই মনে হত, যে একটানা মান আমার নেওয়া যদি একটা সিদ্ধান্ত ভুল হয়ে যায়, তাহলেই আমি নিজেকে ব্যর্থ মানুষ মনে করতাম। এই যে যে ধারনাটা, এই ধারনাটা আমাকে কুরে, কুরে খাচ্ছে। আমি, আমি কিভাবে যে এই জায়গা থেকে বের হয়ে আসব, সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু আপনি যেটা বললেন, যে নিজের উপর ভরসা করা বা আমার সিদ্ধান্ত গুলোর, সবকিছু হিসাব করে সিদ্ধান্ত নেওয়া বা আমার এই যে যে ভয় বা অনুশোচনার যেই বিষয়গুলো, এগুলো কমিয়ে আনা। এই জিনিস গুলো আসলে আগে কখনো এভাবে ভেবে দেখিনি। কিন্তু আপনার সাথে কথা বলে, আমার কাছে মনে হচ্ছে, আমি যদি এই জিনিসগুলো একটু ভেবে, বিবেচনা করে দেখি, আমি হয়তোবা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো। কিন্তু আমি আসলেই, মানে নিজের সাথে হয়ে যাওয়া যেসব অতীতের অভিজ্ঞতা বা এই যে যে ব্যর্থতাগুলো, যেগুলো আমি বহন করি, এইগুলো নিয়ে আমার জন্য আসলে, অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যেই ক্ষমতাটা, সেটাই আমার কাছে মনে হচ্ছে, আমি ধীরে, ধীরে হারিয়ে ফেলছি।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই না এ ব্যাপারটা। হুম। আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু আপনি যেটি করতে পারেন, আপনি অ্যা যেকোনো পদক্ষেপকে ছোট, ছোট, ছোট, ছোট ভাগ করে দেখতে পারেন। এটা আ একটা বড় সিদ্ধান্তর আগে, আগে ছোট, ছোট কিছু ভাগ করে নিলেন। অ্যা যেরকম আ একটা স্টেপ নিলেন সেই স্টেপ টা যদি আপনি successfully অ্যা করতে পারেন। তো পরবর্তীতে সেখানে আরেকটি ধাপে গেলেন। কিন্তু এইভাবে করে কিন্তু আপনি আ এগিয়ে যেতে পারেন। আর আরেকটি ব্যাপার অবশ্যই হচ্ছে নিজের উপরে আসলে নিজেকে আ বিশ্বাস করতে হবে। কারণ আপনি যদি নিজেকে নিজে বিশ্বাস না করেন তখন কিন্তু আপনি কোন আসলে ডিসিশন এ যেতে পারবেন না। এতে যেটি হবে যে, আপনার যে ব্যক্তিগত মূল্য আছে কিংবা আপনার নিজের কাছে নিজের যে অ্যা ভরসার জায়গা আছে সেটি তৈরি করতে হবে। আর একান্তই যদি দেখেন যে আপনি আসলে একা জিনিসগুলো পেরে উঠছেন না, কাজটা ঠিক হচ্ছে না। তখন কিন্তু আপনি অ্যা আসলে প্রফেশনাল যারা therapist আছে কিংবা যারা আসলে সাহায্য করে থাকে এই ব্যাপারগুলোতে তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন। এতে যেটি হয় যে, আপনি ওই যে এ কথাগুলো বলছেন সেগুলো কিন্তু একদমই সুরক্ষিত থাকে। অন্য কেউ হয়তোবা জা জেনে যাওয়ার যে ভয় হতে পারে কিংবা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, এগুলো কিন্তু একদমই নেই। তারা কিন্তু আপনার সম্পূর্ণভাবে সবকিছুকে অ্যা সেফ রাখার পরেই আপনাকে সব ধরনের সাহায্য করতে পারে।
জ্বি, আপনি যেটা বললেন যে ছোট, ছোট করে সিদ্ধান্ত নেওয়া এটা আসলে আমাকে হুট করে নতুন একটা অ উপলব্ধি দিল। সেটা হচ্ছে আমার অনুশোচনা কমাতে হলে শুধু মাত্র নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করলেই হবে না। কিন্তু আমার আরো সচেতন বা সাহস নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যেটা আপনার কথায় আমি বুঝলাম। আমি হয়তো ভবিষ্যতে আবার ভুল করব। কিন্তু এবার আমার কাছে মনে হচ্ছে আমি এই ভুলের ভেতর দিয়েই নিজের উপর বিশ্বাস করতে শিখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আমি একটু হালকা বোধ করছি।
জি, অবশ্যই। জি, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। আশা করছি আপনি পরবর্তীতে সুন্দর করে সিদ্ধান্ত নিতে পারবেন। ধন্য